<clicks tongue> তো আমিও এরকম ঠিক একটা চিন্তা করে করতেছি। যে আসলে ফার্মিং হলে দেখা যাচ্ছে যে আমি এ্যা অনেক এ্যা লোকের সাহায্য করতে যাচ্ছি। হ্যাঁ, যাদের এ্যা আশেপাশে অনেক বেকার ছেলে আছে, যাদের দেখা যাচ্ছে যে এ বর্তমান যে সমস্যা দেখতেছেন না অনলাইন এ্যা অ অনলাইনে আর প্রতি আসক্ত সোশ্যাল মিডিয়া এই যে তারা কিন্তু এ্যা বাহির হয়ে কাজ করতে পারতেছে না। না শুধু ওই যে টাকা নেই পকেটে পরিবারে কোন আর্থিক কোন আ ভালো দিক নেই। তারপরেও কিন্তু তারা অলরেডি ফোন কিন্তু সবসময় চাপতেছে। তাই না? তো আমি
উ হুম। জি, জি, জি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, ভাই।
তারা কিন্তু নিজে থেকেই কিছু করতেছে না। তো আমি চেষ্টা করতেছি যে কিছু একটা আ ফার্মিং টা দাঁড় করায় আ যাতে তাদের আমি এখানে আবেদন মানে নিয়ে আসতে পারি কাজের জন্য। হ্যাঁ, এই এইটা প্ল্যানিং আমি করতেছি আরকি। হ্যাঁ এটা করলে কিন্তু খু ভা ভালো হবে। হুম।
হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ। জ্বী, জ্বী। বা আপনার এই যে আপনার যে সুন্দর পরিকল্পনা ভাই আশা করি আপনার সেই সুন্দর পরিকল্পনাটা সফল হবে একদিন। আর যে আ মহৎ উদ্দেশ্য যে মানে আপনার আশেপাশের যারা বেকার যুবক আছে তাদের কর্ম সমাজ ব্যবস্থা করে দেওয়া। বিষয়টা আসলেই খুবই সুন্দর আর অ্যাপ্রিশিয়েট করার মতো। আস আসলেই সো সো আশা করি আপনি হ্যাঁ, হ্যাঁ, বলেন।
হু, হুম। জ্বী, জ্বী, জ্বী। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তবে, তবে, হুম। মানে আমাদের তো এ্যা সমাজটা দলবদ্ধভাবে বাস করি না। আমি ভালো থাকবো, কেউ ভালো থাকবে না। তা নিয়ে তো হয় না, তাই না? স্বপ্ন তো স্বপ্ন। হ্যাঁ সবাই মিলেই স্বপ্নতে পূরণ অস পূরন করতে হবে। এরকম একটা আরকি হুম। <clicks tongue>
জি। এটাই। হুম, হুম, হুম। সেটাই, সেটাই ভাই। মানে আপনার এই মহৎ উদ্দেশ্য আশা করি মানে পূরণ হোক এবং খুব শীঘ্রই পূরণ হোক। সেই আ সেই দোয়া আশীর্বাদই করি। এই আরকি ভাই।
জ্বী। জ্বি, ভাই। জ্বি। জ্বী, জ্বী, অবশ্যই। হ্যাঁ আমিও আপনা আমিও আপনার জন্য দোয়া করি। এ্যা কারণ আপনি এ্যা আমাদের দেশে তো এখন দেখুন আ আমরা কিন্তু সম্মান করি সবসময় রেমিটেন্স যোদ্ধাদের তাই না? তো আপনি শুধু নিজের জন্যই যাচ্ছেন না আমাদের এ্যা দেশকে যে একটা অর্থনৈতিক দিকে সবার কাছেই এগিয়ে নিতে যাচ্ছেন এটাও কিন্তু আপনার অনেক বড় একটা মহৎ উদ্দেশ্য। কারণ এ্যা নিজের দেশ নিজের ঘরবাড়ি অ্যাস মানে ছেরে থাকা যে এত কষ্ট। হ্যাঁ এটা কিন্তু অন্যরকম। হুম। তো সেক্ষেত্রে আমিও আপনার জন্য দোয়া করতেছি যে আপনি সফল হন। এবং এ্যা আ আপনি একটা মাইন্ড ফলোক হিসেবে থাকতে চাচ্ছেন যেটা যার মাধ্যমে আমরা অনেক বেকার যুবক আছে যারা তারাও বাহিরে যাবে। হ্যাঁ।
আপ জ্বি, জি, জি। হু, হু, হু। উ জী। জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হু, হুম, ভাই আসলে আমার মানে গোল টাই কিন্তু এটা ছিল না। আমার গোলটা ছিল হচ্ছে আপনার এই ক্লাউড নিয়ে বিজনেস দাঁড় করানো দেশে আরকি। যে বাইরে থেকে ৭ বছর এক্সপেরিয়েন্স নিয়ে এসে। আশা করি আপনি সেটার জন্য আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন।
হুম। জ্বী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই।

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তাদের স্বপ্নটা কিন্তু কিছুটা আপনার মধ্যেও প্রকাশ করতে যাচ্ছে যে, হ্যাঁ ইউরোপ আমেরিকা গেলে ওখানে অনেক ভালো দেশ। অ্যা তুমি যাও। হ্যাঁ। কিন্তু তারা কিন্তু কখনো বলতেছে না "আমি নিজে ইউরোপ আমেরিকা যাবো। তুমি তুমি এখানে যেও না। এখানে আমার সাথে আসো।" তারা কিন্তু আপনাকে জাস্ট রিকমেন্ড করতেছে। হ্যাঁ, তাদের ইচ্ছাটা। কিন্তু আম আপনি যদি আপনি যদি তাদের ইচ্ছাটাকে যদি আপনি শোনেন, আ তাহলে দেখবেন যে আপনারা একসময় দেখবেন যে আপনার বিদেশ যাওয়াই ক্যানসেল হয়ে যাচ্ছে। হ্যাঁ।
জী। জী, জী, জী। হ্যাঁ, সেটাই, সেটাই, সেটাই ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জী, জী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই, সেটাই ভাই সেটাই। মানে নিজে নিজেকেই সক্ষম সমর্থন করা উচিত। মানে সেটা আপনার ছোট স্বপ্ন হোক বা বড় স্বপ্ন হোক। সব ক্ষেত্রেই। সো ভাই আমি যদি হ্যাঁ বলেন ভাই।
হুম। হ্যাঁ, জ্বী। হ্যাঁ। আচ্ছা। জ্বি, জ্বি বলুন। আপনি বলুন, আপনি বলুন।
মানে আপনার ক্ষেত্রে যদি আমি বলি যে আপনি ধরেন এই ফার্মিং এর বিষয়টা। আমাদের সমাজে কিন্তু ধরেন আ এগ্রিকালচার বা ফার্মিং এর বিষয়গুলোকে কিন্তু একটু ডিফারেন্ট নজরে দেখে। সো আপনি জিনিসগুলা এই জিনিসগুলো কিভাবে কাটায় উঠেন বা আপনি কিভাবে এখনো লেগে আছেন ভাই।
জ্বী, জ্বী। হু, হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, আসলে আমি যে জায়গাটাতে ফার্মিং করব সে এখন আমি মোকাবেলা করিনি শুধু আমি মোকাবিলা করতে করতেছি আমার সময়ের সাথে। কারণ কি আ আমি যত দ্রুত স শিখতে পারবো তত দ্রুত কিন্তু আমি এ জিনিসটা তৈরি করতে পারবো এবং আমি বাসা থেকে কিছু অর্থ চেয়েছি আমাকে বাসা থেকে দিবে এবং যে জায়গাটাতে করবো সে জায়গাটা আমাদের সেক্ষেত্রে আমি স তেমন কোন বাধায় মোকাবিলা হচ্ছে না। তবে কিছু লোক আমাকে বলেছে ফার্মিং করো না। "এ তুমি চাকরি করো, তুমি চাকরি করো।" এ সেখানে তুমি নির্দিষ্ট সময় টাকা পাচ্ছ। আর এখানে তোমার লস হতে লস হতে পারে। এ তো আমি আমি বলেছি যদি কোম্পানি না থাকে আমি কালকে কি করে খাবো? যদি কোম্পানি না থাকে!
হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ও হ্যাঁ। হুম, হ্যাঁ। জ্বী। জ্বী, জ্বী। জ্বি সেটাই ভাই।